এহ তারপরে ঐযে কুয়াকাটা এসব ধরনের যে এরকম প্লেস গুলো আছে সেগুলো তো আর সবসময় যাওয়া সম্ভব হবেনা। এগুলো তো আমরা হচ্ছে মাসে হচ্ছে আ কয়েক মাস পর পর গেলাম বা বছরে কয়েকবার গেলাম এরকম হয়। কিন্তু প্রতিনিয়ত তো আমাদের ভিতরে একটা চাপ সৃষ্টি হয় বা বিভিন্ন কারণে আমরা যে চাপে থাকি এগুলা দূর করার জন্য আমি বাইক ট্যুর প পছন্দ করি। তো বেশিরভাগ সময় বন্ধুদেরকে বলি "চল আমরা একটা বাইক টুর এ যাই।" যেসব প্লেস এ আমরা কখনো যাইনি বা যেগুলো আমাদের শহরে যেগুলো খুবই বিখ্যাত প্লেস দূর থেকে মানুষ ঘুরতে আসে এই জায়গাগুলোতে আমরা যাই। তো বেশিরভাগ ক্ষেত্রেই এটা করা হয়ে থাকে। আর এটা করতে আমার খুবই ভালো লাগে। আমার মনে হয় যে একমাত্র টুর এর মত আর কোন অন্য কোন এক অবলম্বন নেই যেটার দ্বারা আপনি চাপ কমাতে পারবেন। এ এহ আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে টুর-ই একমাত্র ভালো অপশন হতে পারে। তো এই ব্যাপারে আপনি কি মনে করেন?
হ্যাঁ, বলুন। অবশ্যই, অবশ্যই। আচ্ছা। অবশ্যই। <chuckles> আমার কাছে